জ্বি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে এবং আরও একটা জিনিস দেখা যায় যে টিভিতে খেলা দেখতে থাকলে খেলোয়াড়দেরকে ওইযে ইসের বিরতির সময় কলা খা খেতে দেখা যায় তার মানে খুব তাড়াতাড়ি এটা কাজ করে। সেটা আপনার কথা থেকেও বোঝা যাচ্ছে ওইখানে প্লেয়ারদের খে খেলার সময় খাওয়া দেখেও বোঝা যায় যে আসলে এটা খুবই উপকারী এবং যে ডিমের কথা বললেন এটাও খুবই উপকারী। এই যে জিনিসটা উ যদি ঠিক মতো থা রাখা যায় তাহলে শ শা শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা ভালো হয়। তা এই যে যে এইগুলোর সাথে, সাথে যদি বলা হয় যে অনেক ক্ষেত্রে তো যেহেতু ব্যাচেলর থাকেন বলেছিলেন, এ সেই ক্ষেত্রে যদি বলা হয় যে বাইরের কোনো ফাস্ট ফুড যেগুলো একদম না পারলেই নয় এরকম কি অনেক সময় হয় যে খেয়ে থাকেন? যেটা একটু তো মনে হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
হুম, জ্বি। হু, হু। হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হু, জ্বি। হুম। বাইরের ফাস্ট ফুডের কথায় যদি আসি তো এক্ষেত্রে আসলে হ্যাঁ, বারেই যে খাওয়া হয় না এমন না। ব্যাপারটা হলো যে আ এইখানে আসলে আরেকটা ব্যাপার আছে যে এইখানে যদি আসলে কম বাজেটে বাহিরের খাবার খেতে যাই তাহলে কিন্তু আসলে আমার এই যে আ ব্র্যান্ডের যে রেস্টুরেন্ট গুলো আছে তো সেখান থেকে আসলে বের হয়ে একটু আসলে কম দামি যে হোটেল গুলো আছে বা রেস্টুরেন্ট গুলো আছে সেইদিকে আসলে একটু ঝোকা লাগে। আ তবে হ্যাঁ, এখানের থেকেও একটা
জ্বি, এটাতে একটু কম খরচ হয়। ক কম বাজেটে ভালো খাবার পাওয়া যায় ওখানে।
একদম, তবে আ এখানে ব্যাপারটা হলো যে আসলে এখানেও আপনার দেখা লাগবে যে আসলে কোথায় তারা কি, কি ব্যবহার করছে বা এটা আসলে কতদিনের পুরাতন বা ওই দোকানের আসলে কাস্টমার এর যে একটা চাপ আছে, তো সেটার আসলে কেমন ভিড়?
বা রিভিউ ও তো দেখা যায় মনে হয় এখন সোশ্যাল মিডিয়ার যুগে।
উ রিভিউতে দেখা যায় তবে আমি রিভিউতে ভাই খুব একটা বিশ্বাসী না। কারণ রিভিউর যে ব্যাপারটা আরকি এইখানে আ ঐখানে আরকি ওরা আরকি ফ্রি খাবার পায়, আর আপনার বলতে পারেন যে আসলে আ স্পন্সরশিপ করে। হুম।
অনেক সময় ফেক ফেক ফেক ভাবে সুনাম ছড়ায়। জি আপনার কথাতে বোঝা যাচ্ছে যে আপনি খুবই সচেতন মানুষ এবং সচেতনভাবে এ কম বাজেটে সুস্বাদু খাবার খাওয়ার চেষ্টা করে থাকেন। তা এই এই ক্ষেত্রে এখন কি মূল্যস্ফীতি কিছুটা হলেও এটা কষ্টসাধ্য হচ্ছে যে খ সবকিছুর দাম যেভাবে বেড়ে যাচ্ছে?
উম জ্বি। হু, হু। উ একদম। আ